আচ্ছা, আচ্ছা। তাহলে যেহেতু অনেক বেশি low feel করেছিলেন, কি, কি ধাপ অনুসরণ করেছিলেন যে, যে ধাপগুলা আপনাকে মানে help করেছিল যে আপনি এই এটা থেকে বের হয়ে আসবেন এবং আস্তে, আস্তে হলো নিজেকে improve করবেন বা ওই ভুলটা শুধরে ফেলবেন, যেটা বললেন যে আপনি ভুল শুধরানোর মাঝে আপনার হলো ক্ষমাটা আস্তে, আস্তে এসে পড়ে। নিজে, নিজে আরকি স নিজেকে ক্ষমা করে ফেলেন। তো কোন, কোন ধাপগুলা আপনি অনুসরণ করেছিলেন? এটা হতে পারে কোনো রুটিন তৈরি করা, যাতে করে ওই ভুলটা আর বারে, বারে না হয় বা ওই ভুলটা নিয়ে একটু মানে দেখা যে এই ভুলটা যাতে আর অন্যবার যাতে না হয়।
হ্যাঁ। হুম। হ্যাঁ, এই ক্ষেত্রে আসলে সবার আগে আমি রুটিনটা ঠিক করেছিলাম। যে আমি কিভাবে করব। যেহেতু পড়ালেখা related ছিল। তো আমার ছিল যে প্রতিদিন আমি যতই ব্যস্ত থাকি না কেনো আমি অল যতটুকুই সময় হাতে থাকুক, আমি পড়তে অবশ্যই বসব। এর জন্য আসলে যতই দরকারি কাজ হোক না কেনো, আমার পড়তে বসাটা দরকার। তো প্রতিদিনের রুটিন আমি আসলে অল্প হলেও রাখলাম। তো তখন আসলে হচ্ছিল যে প্রতিদিন আমি টেবিলে তো বসছি। তো কিছু, কিছু পড়া হচ্ছে। এবার পরীক্ষা আসতে, আসতে হচ্ছে কি আমার সিলেবাসটা শেষ হয়ে যাচ্ছে। তো ব্যাপারটা এভাবে ছিল। এবং সবথেকে বেশি আমার কাজে দিয়েছিল হচ্ছে আমার নিজেকে আমি সময় দিচ্ছিলাম। আমি নিজেকে আসলে সময় দিয়ে ব্যাপারটা আসলে বোঝার চেষ্টা করছিলাম যে আমার ভুলটা কোন, কোন জায়গায় ছিল বা আমি সময়টা অপচয় করছিলাম কোন, কোন দিক থেকে। এবং এক্ষেত্রে বা ক্ষেত্রে আসলে আমার সম্পূর্ণ ক্রেডিট যদি আমি কাউকে দিতে চাই, এক্ষেত্রে আমার মাকে আমি দিতে চাই। যে আমার মা এইক্ষেত্রে সব থেকে বেশি সাহায্য করেছিল। আ মান মনে হয় যে মা না থাকলে আসলে সমস্যাটা সমাধান কখনো বের হত না।
হ্যাঁ। হুম, ঠিক। আচ্ছা তাই। বুঝতে পেরেছি। আচ্ছা, বুঝতে পেরেছি। আচ্ছা, বুঝতে পেরেছি। হ্যাঁ। আচ্ছা। আচ ও, খুবই ভালো। জি, জি সমস্যা। হ্যাঁ, হ্যাঁ। বুঝতে পেরেছি। হ্যাঁ, হ্যাঁ। বুঝতে পেরেছি। <chuckles> আ খুবই ভালো। আচ্ছা, আচ্ছা। আচ্ছা, আচ্ছা। বুঝতে পেরেছি, হ্যাঁ। হ্যাঁ, সত্যি আমাদের পরিবার আমাদের প্রতিনিয়ত এবং প্রত্যেকটা জায়গাতে আমাদেরকে হেল্প করে থাকে। এটা হয়তোবা অনেক ক্ষেত্রে দৃশ্যমান হয়, অনেক ক্ষেত্রে দৃশ্যমান হয় না কিন্তু তাদের ভূমিকা আমাদের জীবনে অনেক বেশি থাকে আমাদের জীবনটাকে ভালোভাবে চলার জন্য। সবসময় দেখা যায় যে খুশির মুহূর্তেও তাদের অনেক ভাগ থাকে। আমাদের তে কষ্টের মুহূর্তে অনেক বেশি তাদের মানে হেল্প থাকে এবং সাপোর্ট থাকে যেগুলা আমাদেরকে ঠিকভাবে জীবন পরিচালনা করতে খুব হেল্প করে। এখন যদি বলি যেটা আপনি বললেন, যে আপনার মা আপনাকে হেল্প করেছে, যেটা খুবই স্বাভাবিক সবার জন্যই এটা হয়। আপনি কি অন্য কারো কাছ থেকে কোনো ধরনের পরামর্শ নিয়েছিলেন কিনা? ওই সময়টায় যখন আপনি একটা ভুল করে ফেললেন যে হতে পারে এটা টিচার, ইউনিভার্সিটি টিচার হইতে পারে বা বন্ধু হতে পারে বা আপনার পরিবারের অন্য কেউ হতে পারে, বড় বোন যাদের কাছ থেকে আপনি ধরেন ডিসকাস করলেন যে আমার তো এই জিনিসটা হয়েছে। এখন আমি কিভাবে এই জিনিসটা মানে শুধরে ফেলতে পারি বা কিভাবে সামনে আ এগিয়ে যেতে পারি।
একভাবে হ্যাঁ।

হ্যাঁ, এই অভিজ্ঞতা আছে। এবং ছোট্ট বড় আমার মনে হয় অনেক কিছুর জন্যই আমি নিজেকে ক্ষমা করেছি। এবং ব্যাপারটা কিন্তু আমার মনে হয় যে, প্রত্যেকটা মানুষের জন্য দরকার। কারণ বলতে গেলে আমি যদি একদম আ রিসেন্ট আমার কোন ঘটনা বলতে চাই, তাহলে হচ্ছে আমি আমার গাফিলতির কারণে হচ্ছে আমার একাডেমিক রিসাল্ট খুবই খারাপ আসছিল। মানে একদম মানে খারাপ বলতে খুবই খারাপ আরকি। তো ব্যাপারটা পুরোপুরি আমারই ভুল ছিল বা আমার আসলে খাম খেয়ালি একটা স্বভাবে আমি চলে গিয়েছিলাম। তো ব্যাপারটা আসলে যখন রিসাল্ট টা আসলো আমার মেনে নিতে একটু কষ্ট হয়েছিল। আমি নিজেই আসলে শকে ছিলাম যে আমি এরকম কিছু করতে পারি। তো এই যেটার জন্য আসলে আমার ক্ষমা করতে নিজেকে অনেক কষ্ট হয়েছিল। হয়না যে খুব লজ্জা লাগছিল। তো নিজের প্রতি নিজের একটা হতাশা কাজ করছিল আরকি।
আচ্ছা, তাই কি, কি কারণ? হ্যাঁ, হ্যাঁ। আচ্ছা। আচ্ছা, তাই। <laughs> আচ্ছা, হু। হ্যাঁ, বুঝতে পেরেছি। ঠিক। <laughs> আচ্ছা। আচ্ছা, আচ্ছা। হ্যাঁ, হ্যাঁ বুঝতে পেরেছি। আচ্ছা, আচ্ছা। তাহলে বুঝতে পারলাম যে আপনি মানে এটা বুঝতে পেরেছিলেন যে আপনারই ভুল। তো আপনি তখন কিভাবে নিজেকে ক্ষমা করলেন দেখা যায় যে, অনেক ক্ষেত্রে আমাদের কোন ভুল হইলে আমরা তখন নিজেকে ক্ষমাও করতে পারি না। অনেকের ক্ষেত্রে এমন হয় যে, না ভুলটা কেন হইল, ভুলটা করার দরকার ছিল না। শুধু, শুধু করলাম। আপনি কিভাবে নিজেকে ক্ষমা করলেন বা কিভাবে আপনার মেন্টাল স্যাটিসফ্যাকশন টা মেন্টালি ওভাবে প্রিটা প্রিপেয়ার করলেন যে, না থাক সামনে হয়তো ভালো করব এমন কিছু।
হুম, হুম। এটা আসলে সত্যি বলতে গেলে আমার একটু কষ্ট হয়েছিল এই ব্যাপারটাতে বিশেষ করে আমার একটু সময় লাগছিল। প্রথমে হচ্ছিল কি যে, আমি একটু হতাশা বা একটু ডিপ্রেশন জোন এ চলে গিয়েছিলাম যে, আমার দ্বারা এটা কেমনে হয়ে গেল। তো পরে আসলে ধীরে, ধীরে আসলে নিজেকে একটু বোঝালাম। এবং আমি না আমার ক্ষেত্রে এই জিনিসটা হয়। আমি যখন যে ভুলটা করলাম, সেটা যখন শুধরে নিতে পারি বা ওই জিনিসটা ভুলটা আসলে যে সমস্যাটা ক্রিয়েট হয়েছিল ওটার সমাধানটা যখন আমি বের করে ফেলতে পারি, তখন কিন্তু অটোমেটিক্যালি আমি নিজেকে ক্ষমা করে দিই।
আচ্ছা। ও! আচ্ছা। হ্যাঁ, হ্যাঁ, বুঝতে পেরেছি। বুঝতে পেরেছি। বুঝতে পেরেছি। ও! আচ্ছা বুঝতে পেরেছি তাহলে হু, হুম।
তো আমার এই ক্ষেত্রে এটা হয়েছিল যে, আমি এটার উপায়টা বের করেছিলাম যে আসলে এভাবে, এভাবে করলে হয়তো বা ব্যাপারটা ঠিক হয়ে যাবে। তখন আসলে ধীরে, ধীরে নিজেকে ক্ষমা করে ফেললাম আরকি।
আচ্ছা, আচ্ছা। আচ্ছা, আচ্ছা বুঝতে পেরেছি তাহলে এখানে আপনি যেখানে আপনার যেটা কাজ করে সেটা হলো আপনি ভুল করার পরে যখন এটা শুধরিয়ে ফেলেন তখন আপনার কাছে মনে হয় যে, না, ভুল করেছি হতেই পারে। কিন্তু শুধরে যেহেতু ফেলেছি তাই নিজেকে ক্ষমা করা যায়। এটা আপনি এভাবে তার কাজটা করেন। দেখা যায় অনেক ক্ষেত্রে আমরা যখন ভুল করে থাকি, ভুলটা ছোট হোক, বড় হোক, বড় হলে জিনিসটা সমস্যাটা বেশি সমস্যার সম্মুখীন হতে হয় যে, নিজেদের মধ্যে অনেক বেশি ডিপ্রেসড ফিল হয়। অনেক বেশি লো ফিল হয়। আপনাকে কি কখনো হয়েছিল কিনা এমন লো ফিল হয়েছিল কিনা এবং ঐখান থেকে আপনি কিভাবে বের হয়ে আসলেন, ট্যাকল দিলেন কিভাবে ওই সময়টা?
হ্যাঁ।

রাগ অবশ্যই উঠে এবং এটা ছোট বড় অনেক ভুলের স আসলে প্রত্যেকটা ভুলের পরেই না নিজের উপর একটা রাগ উঠে এবং এটাই স্বাভাবিক। আমার ক্ষেত্রেও হ্যাঁ, এবং আমার ক্ষেত্রেও উঠে কিন্তু আমি কখনো নিজেকে ওই পর্যায়ে রাগটা নিয়ে যাই না যেখানে আমি আমার ক্ষতি করব। আ অনেক সময় রাগ উঠে এবং আমার ক্ষেত্রে সবসময় হয় না যে, আমি নিজেকে আসলে হয় না যে, দেওয়ালে ঘুষি দেওয়া বা কাটাকাটি এই জিনিসগুলো কখনো আমার সাহসটা হ্যাঁ এই
হ্যাঁ, খুবই স্বাভাবিক। হ্যাঁ। এ হ্যাঁ, আচ্ছা, কবি হ্যাঁ, হ্যাঁ। অ্যাঁ মানি সেলফ হার্ট এর বিষয়টা আপনার ক্ষেত্রে আসে না কিন্তু রাগ তো উঠেই তো। রাগটা কিভাবে আরকি মেইনটেইন করতেন?
এই ক্ষেত্রে আসলে আমি ১ম এ চে চেষ্টা করেছি নিজেকে শান্ত রাখার, নিজেকে একদম শান্ত করা যে, না ভুল হয়। আমি তো মানুষ, আমার দ্বারা ভুল হবে। আমি ভুলটা শুধরে নিলেই তো হয়। এটা করা এবং এটা তোও যদি না হয়, এ এই ব্যাপারটা খুব অদ্ভুত। ও আমি চেষ্টা আমি আমি ভাবি যে কাগজ ছিঁড়ি এবং কাগজ ছিঁড়তে, ছিঁড়তে, ছিঁড়তে একটা সময় রাগটা কিন্তু থেমে জায়গা। ব্যাপারটা আমার জন্য একটা ট্রি ট্রিক্স হিসেবে কাজ করে যে, হ্যাঁ, কোনো কিছুতে রাগ না করলে আমি ধরে, ধরে আসলে কাগজ নিউজ পেপার ছেঁড়া শুরু করি। ব্যাপারটা যদিও ভালো না। কিন্তু কি করব আসলে নিজেকে শান্ত করতে বলছে
আচ্ছা। হ্যাঁ, হ্যাঁ, মানুষ মাত্রই ভুল, হ্যাঁ। হ্যাঁ, হ্যাঁ। <chuckles> আচ্ছা। অ্যাঁ হ্যাঁ, বুঝতে পেরেছি হ্যাঁ, হ্যাঁ। উ হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ, বুঝতে পেরেছি। <chuckles> <chuckles> না, ভালো না, সত্যি বলতে এটা খুবই ক্রিয়েটিভ একটা জিনিস। মানি অনেকের ক্ষেত্রে রাগ হলে যেটা হয় খুবই স্বাভাবিক আমাদের রাগটা কিছু না কিছুর উপরে মানি বের করতে হয় রাগটা। মানি আমরা চাইলে যদি রাগ যদি ভিতরে থাকে আরো বেশি রাগ হয়ে দেখা যায়। রাগ ভিতরে থাকলে আরো বেশি রাগ হবে। তো সেই ক্ষেত্রে ওইযে, যেটা বললাম যে, দেওয়ালে খুশি দেওয়াটা ওইটা ওর রাগ বের করার একটা মাধ্যম। আপনার ক্ষেত্রে যেটা আপনি নিজেকে হার্ট না করে আপনি যেটা করেন যে, ক্রিয়েটিভ একটা ওয়ে খুবই ভালো একটা ওয়ে যে, আপনি মানি কাগজ ছিঁড়েন কাগজ ছিঁড়তে, ছিঁড়তে যেতে একটা সময় আপনার রাগটা কমে যায়। অনেকের ক্ষেত্রে দেখা যায় যে, তারা এই রাগ বের করতে না পারলে মোবাইল ভেঙে ফেলে। অনেক কিছু ভেঙে ফেলে। যেটা আপনার ক্ষেত্রে হয় না খুব হ্যাঁ, হ্যাঁ, খুবই বাজে একটা জিনিস যেটা আপনার হ্যাঁ, হ্যাঁ, খুব আপনার খুব এটার ক্ষেত্রে আপনারা কন্ট্রোল করেন এবং অভিনব একটা পন্থা আপনি বেছে নিয়েছেন। এক্ষেত্রে যদি বলি ধরেন অনেক সময় আমরা ভুল করলে দেখা যায় অনেকেই আমাদেরকে ক্রিটিসাইজ করে। যে সময়টা আমাদের প্রয়োজন হল সাপোর্ট এর তখন তারা আমাদেরকে সাপোর্ট না করে তারা আমাদেরকে উল্টা আরো ক্রিটিসাইজ করে যেটার জন্য আমাদের আরো মানি ভুল যেহেতু করেছি ব্যর্থ যেহেতু হয়েছে আমার তো নিজেদের মধ্যে একটা খারাপ লাগা কাজ করেই। তার উপরে আবার কাটা গায়ে নুন ছিটানোর মতো এমন একটা জিনিস চলে আসে যে, তারাও ক্রিটিসাইজ করা শুরু করে। তারা হয়তো হাসি ঠাট্টা শুরু করে। এই জিনিসটা আপনাকে কখনো হয়েছে কিনা এবং সেটা আপনি কিভাবে আপনার মেন্টালি কিভাবে প্রভাব ফেলেছিল? এবং ওইটা থেকে আপনি কিভাবে বের হয়েছিলেন?
হ্যাঁ। ও বাবা! এত, এত, এত গরম আসলে মাথা না এটা একটু বেশি ক্ষতি হয়ে যাবে।